হ্যাঁ, এইটাও ঠিক। হ্যাঁ, ম বিশ্বাসযোগ্যতা আসলে এই সময়ে অনেক কমে যাচ্ছে। বিশেষ করে এখন, এখনকার ছবি, ভিডিও দেখে তো কোনটা যে রিয়েল, কোনটা যে AI এর বানানো? ওটা মানে বোঝা খুবই কঠিন। আর তারপর চে যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও যেমন, এখন এত ধরেন fake news এমনভাবে ছড়িয়ে যাচ্ছে। বিভিন্ন কিছু এরকম হচ্ছে এডিটিং এর বিষয় আছে। সো, ওই ধরনের তো আসলে আমাদের হয়েছেই। আ তবে আবার আমি যদি চিকিৎসা ক্ষেত্রে মনে করি, বিজ্ঞানের কারণে এখন দেখেন, আম <smacks lips> জি, মানে কত মানে, আম আ কত অসুখের চিকিৎসা বেরিয়ে গেছে, যেটা একটা সময় মানুষ মারা যেত, একটা সময় মানুষ
হ্যাঁ। হ্যাঁ, বলেন। হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, এক সময় বলত যে, "cancer, no answer" একসময় একটা কথা চালু ছিল। মানে ক্যান্সার এরকম, কিন্তু অনেক ক্যান্সারই কন্ট্রোল করতে অ করা যাচ্ছে এখন।
জি, তারপর যক্ষ হ্যাঁ, এখন তো প্রায় সব ক্যান্সারেরই আ কেমোথেরাপি দিয়ে হচ্ছে, আরও অনেক কিছু আবিষ্কার করছে, শুনছি। তারপর আপনার আ যক্ষ্মা হলে একটা সময় মানুষ মারা যেত, এখন তো যক্ষ্মা কিছুই না।
হ্যাঁ, মারা যেত এবং সে ঔষধ ছিল এত দামি, গরিব মানুষ, সাধারণ মানুষ কমপ্লিটলি কিনতে পারত না।
হুম। জি, তাহলে দেখেন, কি অবস্থা?
আচ্ছা, হ্যাঁ। তো এটা, এটা নিশ্চয়ই বিরাট আনন্দের ব্যাপার। কিন্তু সেই সঙ্গে, হ্যাঁ, সেই সঙ্গে একটা জিনিস, মূল্যবোধ মানুষের যেমন আমি উদাহরণ দেই। আমার এক বন্ধু মানুষ কিন্তু Texas এ থাকে আমেরিকায়। তো ও বলে যে, "পাশের বাসা থেকে একসঙ্গে অফিসে যাই। নয়টা সাড়ে নয়টার দিকে, আ নয়টার দিকে মোটামুটি বের হই। যে ওই পাশের বাসার আমেরিকান ভদ্রলোক, কোনদিন hi, কোনদিন hello, how are you? Good morning." অ্যা এই এক কোনোদিন এই একটা কথায়, আমরা বাঙালিদের কিন্তু একটা ভালো স্বভাব আছে কি? আমরা অ্যা একটু পরিচয় হলে, একটু "এই চলেন চা খাই," এই যে আড্ডা দেওয়া একটা, একটা বন্ধুত্বপূর্ণ এটা কিন্তু ওয়েস্টার্ন দেশগুলোতে একটু কম
অবশ্যই। হুম। আচ্ছা। আচ্ছা। হুম। <chuckles> বলে না, হ্যাঁ। জি। কম, হুম।
মানে, মানু অ মনে হয় কি? মানুষের, এখন এই ঢাক ঢাকাতেও তাই হয়েছে। ঢাকায় ফ্ল্য্যাটে পাশাপাশি বাস করেন, কারোর সাথে কারো সম্পর্ক নেই।
হ্যাঁ। <smacks lips> কেউ কারো কেউ জানেও না কে থাকে না থাকে? উচিত না, হ্যাঁ। সেটাই ঠিক।
এটা, এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না হ্যাঁ, এটা মানুষের মূল্যবোধ, সামাজিকতা সব থাকবে, বিজ্ঞান হোক না হ্যাঁ।
আপনি এহ জি, আপনি যে দূরে যাচ্ছেন, আপনি নিজের ঘরও যদি দেখবেন, এখনকার বাচ্চারা যেটা দেখি, আ যে সবাই, আমরা যেমন একটা সময় ছিল আমরা ঈদ যখন করতাম, আমাদের সব কাজিনরা একসাথে, একটা বেডে সব গোল হয়ে বসে গল্প, আড্ডা, খেলা কত কিছু করতাম। এখনকার বাচ্চারা, ওদেরকে যদি ঈদের দিন হয় যে আচ্ছা দাওয়াতে গিয়েছি, সবাই এক রুমে আছে বসে সবার হাতে, হাতে ফোন। যে যার মতো ফোন টিপছে বা দুজন যদি কথাও বলে, তো ফোনেরই কোন একটা গেম নিয়ে কথা হচ্ছে। মানে, এ মানে আমাদের ঘরের মধ্যেই দেখবেন, কত পরিবর্তন এসেছে এটার জন্য।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, ওই তো কথাটা আমার একটা মনে পড়লো, এক লেখক বলেছেন, "বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ কিন্তু, কেড়ে নিয়েছে আবেগ" অ্যা হ্যাঁ।
<chuckles> কেড়ে নিয়েছে আবেগ। হ্যাঁ, কথা ঠিক।
তো, তো মানুষ মানুষই। মানুষকে কখনোই মানে যন্ত্রের আওতায়, এম একেবারে ছেড়ে দেওয়া যাবে না।
হুম।

জি, একদম। আর হচ্ছে মা আগে যেমন হচ্ছে এ ছিল, টিভির সাইজ গুলো ছিল এরকম মোটা, মোটা ওয়া মানে একটা সাইজ ছিল না? আর এখন তো কেমন পাতলা, পাতলা ফ্লাট টিভি, দেয়ালের সাথে দেওয়া যাচ্ছে।
হ্যাঁ। হ্যাঁ। মোটা, হ্যাঁ। ওটা ওটাকে CRT আপনি যদি স্যাইন্স এর ছাত্রী হন, বুঝতেন। CRT বলতেন। ক্যাথড রে টিউব। ওটা একটা বিরাট একটা বোতলের মতন থাকে। বিশাল। মুখটা চ্যাপ্টা। মানে একটা আ এটাকে বলে CRT, অ্যা ক্যাথড রে টিউব। তো ক্যাথড রে টিউব, বিশাল একটা বড় জিনিস, ও ভারী জিনিস। আর এখন তো এটাকে LED স্ক্রিন বলে। এখানে এ সূক্ষ্ম, সূক্ষ্ম ওই যে LED বাতিগুলো, ওই প্রযুক্তিকে আ দেখেন, একটা বোধহয় ওজন ওটা বোধহয় বি আ বিশ কেজি ওজন হবে, একটা টিভির আগের। আ একই টিভি স্ক্রিন এই যে, ওয়ালে সেট করা আছে, কত? কয়েক কেজি মাত্র ওজন। তাহলে বিজ্ঞান আমাদের কোথায় গেছে?
আচ্ছা। হুম, আচ্ছা। আচ্ছা। হুম। জি। হুম। হুম। মানে অসাধারণ আসলে আবিষ্কার। যেমন আপনি বলছিলেন যে, একটা সময় এরকম বলেছে আ মানে টি টিভির কথা বা এরকম হবে, হয়ে গেছে। তেমন আমরাও যেমন এ যখন স্কুলে পড়তাম, এরকম রোবট নিয়ে খুব মানে হৈচৈ ছিল। আ মানে খুব অবিশ্বাস্য লাগত জিনিসগুলো। আর এখন রোবট তো রোবট; কৃত্রিম বুদ্ধিমত্তা এমন এসে গেল যে মানে, আমাদের কিছু লেখাপড়া করা লাগে না। আমরা একটা টপিক লিখে দিই, সেকেন্ড এর মধ্যে আ আমাদের নোটস তৈরি হয়ে যাচ্ছে, আমাদের CV তৈরি হয়ে যাচ্ছে। ছিনেমা, ভিডিও মানে মানুষের, আমাদের চেহারা দিচ্ছি, অদ্ভুত সমস্ত ভিডিও বানিয়ে দিচ্ছে। ইভেন আমাদের ছোটবেলার ছবি দিচ্ছি, এটাকে ভিডিও বানিয়ে দিচ্ছে এক ছবির থেকে। মানে কি অদ্ভুত এক একটা আবিষ্কার বিজ্ঞানের।
এহ হ্যাঁ রোবোট। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। নিশ্চয়ই। আমি ঐ দেখলাম ঐযে ইয়া, জাপানে একটা হোটেল চালু হয়েছে। একটাও মানুষ নেই। মানে রোবট সব মহিলা। মানে টিকিট কাউন্টার রোবোট, ঐটা সবাই আপনার একদম অ্যা আপনি আপনার এন্ট্রি, রুম কোথায়? এমনকি একটা রোবোট আ ব রোবটই উম বলল যে, "চা খাবেন?" চা হাতের আঙ্গুলগুলো, হাতের আঙ্গুলগুলো অবাক লাগলো। হাতের আঙ্গুল মানে কি? কতগুলো জয়েন্ট দেখছেন? সেগুলা কেমন করে যে তৈরি করছে? হাতের কাপটা ধরলো। ওই একটা যে, একটু "প্লিজ বসুন, চা খেয়ে তারপর আপনার রুম এ যান।" মানে কোথায় যাচ্ছি আমরা, হ্যাঁ?
হুম। রোবট ওয়েটার, হ্যাঁ। জি। জি। আচ্ছা, হুম। হুম, হুম। হুম, হুম। বাহ! জি।
তবে কি? একটা জিনিস এত যে যন্ত্র, এত যে আবিষ্কার, মানুষের মূল্যবোধ এবং মানুষের প্রতি বিশ্বাসযোগ্যতা, এটা নষ্ট হচ্ছে কিন্তু, হ্যাঁ?